বেশ দারুণভাবে কিন্তু শোনা হয়। তো কখনো কি আসলে এরকমটা হয়েছে, মন খারাপ হয়েছে তখন কিন্তু এই গানগুলো শোনা হয়েছে। কখনো কি বন্ধুর কথা মনে পড়েছে, তখন আসলে কোন গানটা আসলে শুনতে ইচ্ছা হয়েছে বা মন খারাপ হলে, সে সময় আসলে এ্যা কিভাবে নিজেকে আসলে সামনে নিয়েছেন কোনো একটি গানের মাধ্যমে যদি গানটার নাম বল
হ্যাঁ, গানটার নাম তো আছেই কারণ এই গানটা হলেই, যে গানটার কথা আমি এখন বলব আপনাকে, ওটা আমার বন্ধুর সাথে আমার বিশেষ বন্ধুর সাথেই এ্যা অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে, এ গানটা খুব বেশি পুরানো না। এ্যা তারপরেও হচ্ছে, 'কি মায়ায় বেঁধেছে আমায় পিয়া, পিয়াগো।' <chuckles> একটা এই গানটা। এই গানটা আ হ্যাঁ, তার সাথে শুনেছিলাম, গাড়ির মধ্যে। হু, রাতের বেলা। তো খুব এ্যা এটা হলেই তার কথা মনে হয়। মনটা ঐ ঐ স্মৃতিগুলো ভেসে আসে চোখের সামনে। আর হচ্ছে মানে যে
আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ কিন্তু। আচ্ছা, আচ্ছা। <chuckles> একদমই তো। এই এই গানকে ঘিরে, কখনো কি কোনো মজা হয়েছে আপনার সেই বিশেষ মানুষের সাথে বা কখনো আনন্দ করেছেন কিনা?
মজা না। আনন্দ বলা যাবে না ঠিক। সেটা একটা গভীর উপলব্ধি। মানে চুপচাপ লিখ ছিলাম। এ্যাঁ গাড়ি চলছে, গান বাজছে, দুজনেই চুপ আরকি অনেক রাস্তা। আর জ্যোৎস্না রাত রাতের বেলা তারপরেও আবার বিদেশে তারপরেও আবার হচ্ছে ফাঁকা রাস্তা। অন্য রকম একটা আবহ যেটা বলে এ্যাঁ চুপচাপ শোনা সেটা হচ্ছে উপভোগ করা একেবারেই। <chuckles>
আচ্ছা, আচ্ছা। একদমই, এক আচ্ছা। <chuckles> একদমই, একদমই। একদমই, একদমই বেশ দারুণভাবে বললেন যে আসলে, 'কি মায়ায় বেঁধেছো' এই গানটি আপনার প্রিয় মানুষের সাথে বেশ একাকিত্ব হয়েই কিন্তু আপনারা শুনেছেন বা সেই গানটাকে পুরোপুরি উপলব্ধি করেছেন। এ্যাঁ বেশ দারুণভাবেই কিন্তু বললেন। তো কখনো কি আসলে কোনো গান, যেটা আসলে আপনার খুব প্রিয়, বৃষ্টির দিনে, আ হয় আপনার প্রিয় মানুষ বা আপনি একা, আ কখনো কি শোনা হয়েছে কিনা?
দেখছি। হ্যাঁ। জি। একদম।

বেশ দারুণভাবে কিন্তু বললেন। এই যে আপনার যে একদমই, একদমই। বেশ, গানটির নামও বললেন, পাশাপাশি এই যে ১২ঃ০০ বাজছিল, তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। তখন আপনার ইউনিভার্সিটি লাইফের মধ্যে কিন্তু বা জীবনে এই এই এই দৃশ্যটা, বা এই গানগুলো কিন্ত শেখা বা এই যে শোনার যে ব্যাপারটি, সেটা আসলে হয়েছে। খুবই দারুণ। তো কখনো এই যে বা বৃষ্টির দিনগুলো, বা কখনো কোনো দিনে আসলে বন্ধুরা মিলে বা হলের মধ্যে একত্রিত হয়ে, একসাথে গান করেছেন এবং সেটা নিয়ে আপনার অনেক বেশি আসলে আম আনন্দ হয়েছে বা আপনি সেই গানগুলো যখন করছেন, তখন আপনি অনেক বেশি আসলে আপনার ভালো লাগার যে অনুভূতি, সেটা আসলে কাজ করে। তো এরকম কোনো স্মৃতি আছে আপনার?
দিল কে একবার, দিল কেয়ার। হু, হু। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। জি, জি। জি। ঠিক। জি, জি। হ্যাঁ। বৃষ্টিতে ভেজার বহু স্মৃতি। আমি বৃষ্টি খুব পছন্দ করি, মানে খুবই। আর সেই সময় তো গানও আছে। একবার হলে ছিলাম, তখন ক্লাস থেকে আসার পরপরই হঠাৎ দুপুরবেলা, যদিও সকালে একবার গোসল হয়ে গেছে, ঝুম বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তখন আমার রুমমেটরা সহ আমাদের ফ্রেন্ড সার্কেল, হলের ভিতরে যারা আছে, ঝুম! সেই সময় কী জানেন? গোল হয়ে ই বা একটা মাঠ, ছোট মাঠই ছিল আমাদের হলটাতে, খুব বেশি বড় মাঠ না। আ তারপরেও হচ্ছে, আই বৃষ্টি ঝেঁপেছে। আমরা বললাম যে, "চলো, আমরা এখন আনন্দ করি আরকি।" গোল হয়ে হাত ধরে <chuckles> শিলা পরল। ওই গান কি শুনেছেন কিনা আমি জানি যা না, "আই বৃষ্টি ঝেঁপে, ধান দিব মেপে। আমি বিঝছি বর্শারও ভবনে" <chuckles> সেইটা, হ্যাঁ হঠাৎ মানে আপনার সাথে কথা বলতে, বলতে সব চোখের সামনে ভেসে আসছে এই দৃষ্টিগুলো আরকি। জি, জি।
আচ্ছা, আচ্ছা। ভীষণ দারুণ। <chuckles> আচ্ছা, আচ্ছ আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> একদম একদমই। বেশ দারুণ একটি ব্যাপার। <chuckles> একদম, একদম। বেশ দারুণভাবে বললেন। এই যে আপনার বন্ধুরা মিলে একসাথে হয়ে, মাঠে গোল করে ঘিরে, এই যে আসলে ঝুম বৃষ্টিতে, আই বৃষ্টি <chuckles> বেশ গানটার কথা বললেন, বেশ দারুণভাবে কিন্তু ব্যক্ত করলেন, আপনার সেই হাসিমুখের যে স্মৃতিগুলো আসলে গানকে ঘিরে রয়েছে, যেমনটা আসলে আপনি বোঝালেন। তো এই যে আসলে ব্য ব্যাপারটা, আ একটু পূর্বে বলছিলেন যে, আসলে ভ্রমণের ক্ষেত্রে গাড়িতে করেও কিন্তু অনেকগুলো গান শুনেছেন। তো আপনার আসলে ব্যা আ ভ্রমণের সময় গাড়ি চলতে, চলতে যে গানগুলো শুনতেই কি আসলে বেশি ভালো লাগে, নাকি আসলে কখনো রুমের মধ্যে একা, একাও আসলে গান শুনতে বেশি পছন্দ করেন?
হ্যাঁ, হাত ধরে। <chuckles> অ্যা একদম। হু, হু। ঠিক।